একদম ঠিক কথা। মানে জিনিসটা এক কথায় আপনি চেষ্টা করেন যে, যেখানে এক কথায় সমাজের একটা কল্যাণ হচ্ছে, আবার দেখা যায় যে, আপনারও একটা লাভ বা মুনাফা আসতেছে, ওই জায়গাগুলোতে আপনি আ টাকাটা মানে আ বিনিয়োগ করার চেষ্টা করেন। তো এটা কিন্তু একটু দেখা যায় কি? যে, এখন তো স অনেক ঊর্ধ্ববর্তী চলতেছে বা আ সব সবকিছুরই দান দাম একটু বাড়তেছে বা খরচও কিন্তু সবার একটু বৃদ্ধি পাইতেছে। তো এই যে একটা জিনিস থাকে যে, আ একটা জিনিস আছে চাই, একটা জিনিস হচ্ছে প্রয়োজন। তো চাই আর প্রয়োজনের মধ্যে আমনে আপনি কোনটাকে একটু বেছে নেন। কারণ দেখা যায় প্রয়োজনের যে জিনিসটা থাকে, ওখানে আ হইতে পারে যে, আপনি মানে কি বলে? যে, আপনার থাকা খাওয়ার খরচ আছে, মানে আ কি যাতায়াত ভাড়ার খরচ আছে, এগুলো খরচ কিন্তু প্রয়োজনে পড়ে। আর চাই থাকে এরকম যে, আপনার এই জিনিসটা অনেক আ মানে ইচ্ছা করতেছে কেনার বা একটা জায়গায় ঘুরতে যাওয়ার। তো আপনি কোন জিনিসটা ১ম এ করেন, কো কোন জিনিসটা আ মানে পরে করেন, যদি এই জিনিসটা নিয়ে একটু বলতেন?
একদমই ঠিক বলেছেন। একদমই সঠিক। হ্যাঁ, নিশ্চয়ই। এক্ষেত্রে আসলে আগে যে জিনিসটা করতাম যে, আসলে আমার যে চাওয়া-পাওয়া এটাকে বেশি প্রাধান্য দিতাম। হ্যাঁ? এবং সেক্ষেত্রে আসলে অনেকবার আসলে বড়, বড় বিপদে পড়েছি যে, আসলে প্রয়োজনগুলো মেটাতে পারিনি। তো সেই ক্ষেত্রে সেখান থেকে যখন আসলে হুঁশটা ফিরলো, তখন আসলে আমি একটা কাজ এখন একদম ঠিকভাবে করি। সেটা হচ্ছে হোল যে, আগে প্রয়োজনীয় বিষয়গুলাকে আসলে মেটাবার চেষ্টা করি এবং তারপরে যদি আসলে টাকা পয়সা থেকে যায়। হ্যাঁ? হ্যাঁ, সেখান থেকে হয়তো ধাপে, ধাপে হয়তো পরিবারের চাহিদা পূরণ করতে, করতে এরপরে হয়তো আমার কাছে যদি কিছু থাকে, এরপরে নিজেরটা পূরণ করার চেষ্টা করি।
বুঝতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ এটা হয় এটা হয়। হ্যাঁ, কিছু টাকা থাকে আর কি। হ্যাঁ। বুঝতে পারলাম। আচ্ছা অনেকের ক্ষেত্রে দেখা যায় কি? যে, তারা আরকি এ ঋণ বা এসব জিনিস নিয়ে মাঝে মধ্যে, মানে একটা জিনিস আটকে যায় বা দেখা যায়, কোন এক জায়গায় ঋণ নিছে, তো ঐখান থেকে আর বের হইতে আসতে পারতেছে না বা Credit card এরই একটা বিষয় থাকে, ওখানেও দেখা যায় যে, আ সময় মত টাকা না দিলে কিন্তু, মানে জরিমানা থাকে বা আরো বেশি জোর টাকা দেওয়া, ফেরত দেওয়া লাগে। তো আ মানে এই ঋণের বি ব্যাপারে আপনার মতামতটা যদি একটু বলতেন?
একদমই সঠিক। হ্যাঁ, নিশ্চয়ই। সবার আগে আমার কাছে মনে হয় কি? আসলে, ঋণ নেয়াটা আসলে উচিত না। একদম যদি আসলে কোন ক্ষেত্রে একদম, আ মানুষ যদি হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যদি আ মানুষ যদি একদম ঠেকে না যায়, হ্যাঁ? যে না, আমি আর পারছি না, আর হচ্ছে না। সেক্ষেত্রে হয়তো ভিন্ন কথা কিন্তু আসলে চেষ্টা করা উচিত যে, আমার যেন ঋণ করতে না হয়। এটা কিন্তু মাথার উপরে একটা বোঝার মতো কাজ করে। আ আরেকটা বিষয় হচ্ছে হোল যে, ঠিকমত যদি আসলে টাকা সঞ্চয় করা যায়, বাজেট করে যদি আসলে চলা যায়, সেক্ষেত্রে কিন্তু এ ধরনের কিন্তু, আ ঋণের প্রয়োজন কিন্তু সহজে হয় না। হ্যাঁ? তো আমার কাছে মনে হয় আমি বলব যে, আসলে যে বাজেট ঠিকমত করে এবং একটু আ পর্যাপ্ত মানে খরচটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে আসলে রেখে কিন্তু, আমরা কিন্তু ঋণ থেকে দূরে থাকতে পারি।
<chuckles> একদম ঠিক কথা বলেছেন। ভালো লাগলো শুনে। জ্বী, জ্বী। একদম, একদম, ঠিক কথা। হ্যাঁ, ঠিক বলেছেন। একদম।